হু, হুম, হুম হতে পারে। এই যে দেখেন আসলে। দুনি মানে, আ দুনিয়াতে এরকম মানুষ কিন্তু আসলেই আছে যে, তারা আসলে; যে পজিশন এ আসলে আ সে চলে যায়, সে হয়তো সেই পজিশনটা আসলে হ্যান্ডেল করতে পারে না ঠিকভাবে। দেখা যায় যে সেটা যে ক্ষমতার অপব্যবহার যেটাকে বলে আরকি। তো এই ক্ষমতার অপব্যবহার আসলে সে করে ফেলে। যার কারণে আসলে যে এই ধরনের একটা ঝামেলা কিন্তু তৈরি হয়ে যায়। এটা কিন্তু একই সাথে দেখেন যে, অফিসেরও কিন্তু একটা লস হয়েছে। কারণ একটা এমপ্লয়ি যখন চলে যায় অফিস থেকে, তাহলে কিন্তু অফিসটার কিন্তু একটা বড় একটা লস। কারণ তাকে অনেক কিছু শিখাতে হয়, পড়াতে হয়। তারপর হয়তো সে কাজ করা একটা শুরু করে দেয়। তো এটা এখানে আসলে আপনার কি মানে আসলে
একদমই ঠিক। একদমই ঠিক বলেছেন। হ্যাঁ, অবশ্যই। ঠিকই বলেছেন। আসলে অফিসে হ্যাঁ, নিশ্চয়ই। আসলে অফিসে একটা এমপ্লয়ি কে কিন্তু, তৈরি করতে কিন্তু সময় লাগে। ঠিক আছে? এ কারণ আ ধরুন আমার ক্ষেত্রেই, আমার প্রোবেশন পিরিয়ড ছিল হচ্ছে হল ৩ মাসের। হ্যাঁ? ৩ মাস কিন্তু অফিস কিন্তু আমাকে কিন্তু, অল্পস্বল্প বেতন দিয়ে আমাকে কাজ শিখিয়েছে ১ম এ, হ্যাঁ? আ যে আসলে কোন কাজটা আমাকে করতে হবে, সেগুলো কিন্তু আসলে সেই ব্যাপারে কিন্তু আমাকে ধারণা দিয়েছে, ট্রেনিং দিয়েছে। হ্যাঁ? তো ৩ মাস পরে গিয়ে কিন্তু, আমার আ মানে সেই জায়গায় পজিশনটা কিন্তু পার্মানেন্ট হয়। তো একেকটা অ্যাসেট এর পেছনে দেখা যাচ্ছে যে, এরকম ৩ মাস করে সময় দেয়া লাগে। সময় দিয়ে তারপরে হয়তো একজন হয়তো পার্মানেন্ট এমপ্লয়ি হয়। তো সেই ক্ষেত্রে অফিসের তো অ অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় কিন্তু অবশ্যই নষ্ট হয়েছে।
হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, বুঝতে পেরেছি। এটা আসলে অফিসেরও কিন্তু এই জায়গায় একটা ভালো রকমের একটা লস হয়েছে। হুম, এটা ঠিক বলেছেন। আর হচ্ছে যে
নিশ্চয়ই, অনেক বড় ধরনের লস হয়েছে।
হ্যাঁ। আর এমনি হচ্ছে ধরেন যে পরবর্তীতে হচ্ছে ধরেন যে মানে, এই ঘটনাটা নিয়ে মানে আপনার কি ধরনের অনুশোচনা জাগে বা আপনি আসলে কি ধরনের মানে, কঠিন সমস্যায় আসলে পড়েছিলেন? যার কারণে আসলে আপনার মনে হয় যে, এটা আসলে ভুল ডিসিশন ছিল?